এই যে ধন্যবাদ। এই যে আপনি নিজেকে সংযম করার একটা যে স্কিল শিখে গেলেন, এই যে একটা বড়সড় ঝগড়ার হাত থেকে যে চলে আসলেন, এটাই খুবই ভালো। এটাই হচ্ছে একমাত্র মূল লক্ষ্য হচ্ছে নিজেকে শান্ত রাখা। আমি অনেক আমি যদি আমার জীবনের অনেক উদাহরণ আমি দিতে পারি, আমি অনেক দেখেছি এই ঝগড়ার কারণে অ ভাই, ভাইকে খু ভাই, ভাইকে মারামারি করতে পর্যন্ত চলে গিয়েছে। ভাই, ভাইকে হচ্ছে, অ মানে উল্টাপাল্টা বকাবকি, গালিগালাজ করে উড়ায়ে ফেলতেছে। অনেক কিছুই আমি দেখেছি। কেন জিনিসটা হচ্ছে? এই জিনিসটার কারণটা হচ্ছে, নিজেকে সংযম না রাখা। একটা বড় ব একটা ধরেন পরিবারের মধ্যে একটা বয়স্ক মানুষ একটা কথা বলতেই পারে। তার, তার অধিকার আছে একটা কথা বলার। আমরা ছোট মানুষ। আমাদের সেই কথাটা যদি ভালো না লাগে, কী করতে হবে? সেটাকে আমাদেরকে ধারণ করতে হবে, শুনতে হবে। আমাদের সবচেয়ে দুঃখজনক কী জানেন? একটা কথা বলি, যে আমরা আসলে কথা শুনতে চাই না। আমরা আসলে মনে করি কী, আমরা আ আমরা যেটাই বলছি সেটাই ঠিক, আর বাকি যা মানুষ বলছে সেটা ভুল। আমাদের আসলে যে কথা শোনার একটা প্র্যাকটিস কথা শোনার যে একটা অভ্যাস, সে অভ্যাসটাও কিন্তু খুবই জরুরি। কারণ কথা আপনি যদি একটা মানুষের সাথে কথা বলতে, আপনি কথাটা শুনছেন না, স্বাভাবিকভাবে সে ঝগড়াটা হবে, অস্বাভাবিক কিছু না। উ মা
হু। ওহো! রাইট। হ্যাঁ। ওহো হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। রাইট। বলেন। হুম, সেটাও ঠিক। হ্যাঁ। ও! হ্যাঁ, হ্যাঁ। রাইট। রাইট। হ্যাঁ, আর আমাদের কাজ একটা জিনিস লেগে যার গলায় জোর বেশি সে রাইট, যে যার কথা সবাই শুনতে পাবে সেই রাইট, তাই না?
<chuckles>